জি, যদি সেটা মা মানুষ কেন্দ্রিক হয় যে আমার এই ছবি কিংবা ভিডিও আ আমার নিজস্ব ভিডিও আমার নিজের চরিত্রকে আমি ধারণ করছি কিংবা নিজের ছবি তুলছি সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি এটা আসলে আ আমি কোনো এমন কোনো caption লিখছি কিনা যেটা হচ্ছে কোনো কারো অনুভূতিতে আঘাত হানে। কিন্তু সেটা যদি অন্যের কারো ভিডিও হয় প্রথমত ভিডিও কিংবা ছবি তোলার আগে অবশ্যই তার কাছ থেকে আমাদের একটা অনুমতি নেয়া উচিত, যে আপনি এই ফ্রেমের মধ্যে আসতেছেন আপনার কিন্তু একটা ছবি তুলে যাচ্ছি আমি।
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। অবশ্যই উচিত। হুম, হুম, হুম।
অনেক সময় আমরা যত্রতত্র অন্যের খাবার ছবি, আ অন্যের হচ্ছে পার্সোনাল একটা কাজ করছে সেটা ছবি। এমনকি আরও রুড় অনেক কিছুই রয়েছে যেটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না। কিন্তু একেবারে বিবেকহীনভাবে এসব জিনিস আমরা তুলে নিয়ে আসছি। আ আ ক্যাকা একে একেবারে বেডরুম থেকে শুরু করে একেবারে ওয়াশরুম পর্যন্ত আ এগুলা আমরা নিয়ে আসছি। অ্যা এগুলো কিন্তু খুবই অপমানজনক, আ নিন্দনীয় এবং গর্হিত কাজ এবং আইন সিদ্ধ তো নয়ই বটে। তো আ আপনি যেমনটি বলছিলেন, যে কারো ভিডিও করা যেটা আমি ফ্রেমে রাখছি সেটা হয়তো অন্য কোন চরিত্র এসেছে আ তাকে জিজ্ঞেস করে নেওয়া যে "এটা আমি কিন্তু ওয়ালে দিতে চাচ্ছি," এটা ভালো একটা প্র্যাকটিস হতে পারে ছবির ক্ষেত্রেও তাই। অনেক কৃষক মজুর অ্যা দিন মজুর আ খেটে খাওয়া মানুষেরা আমরা চট, চট করে ছবি তুলে পোস্ট করি। অ্যান হ্যাঁ, তো তাদেরকে হয়তো একবারও জিজ্ঞেস করারও মু প্রয়োজন মনে করি না। কে যে, যে আপনাদের এই ভিডিও কিন্তু আ অ্যাম আমার শেয়ার হবে, আপনাদের কোন আপত্তি আছে কিনা? তো অবশ্যই ছবি হ্যাঁ অনেকে দেখবে জি, জি।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তুলে নিয়ে আসি, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, ঠিক বলেছেন, অবশ্যই, অবশ্যই। উহু। ছবি তুলে ফেলি হ্যাঁ, পোস্ট করে দিই। হ্যাঁ, অনেকে দেখবে আসলে সে তারা বিষয়টাকে কিভাবে দেখে আ সেটাও তাদের একটা ব্যক্তিগত অভিব্যক্তি থাকতে পারবে মতামত থাকতে পারে, সেটা আমরা গুরুত্বই দেই না, হ্যাঁ এটা কিন্তু আসলে হয় এখন।
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, তো এরকম বিষয় যদি হয় বিশেষ করে মানুষ সম্পর্কিত যেসব জিনিস প্রত্যেকের একটা personality আছে। অনেকে নিজেকে hide করে রাখতে চায় অনেকে নিজের personality অন্যকে দেখাতে চায় না নিজের পেশা, নিজের কর্ম, নিজের পরিবার। তো এগুলো জিনিস আগে পরীক্ষা করে নেওয়া উচিত। কোন কিছু পোস্ট করার আগে অবশ্যই ভিডিও হোক সেটা হোক অথবা সেটা ছবি হোক।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম।